হ্যাঁ অবশ্যই করি। ওরা বলে যে, আমার এটা খেতে পছন্দ করতেছে। তখন আমি ওটা মানে অনেক আগ্রহ নিয়ে রান্না করি। যে ও যখন খেতে চাইছে এটা আমাকে করতে হবে। মানে ওটা খেয়ে যদি ও তৃপ্তি পায় বা তার পুষ্টিটা শরীরে যায়
এই হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ সেটাই। হুম।
সেজন্যে আমি সুন্দর করে রান্না করে ওদের সামনে দিয়ে ওরা উম খেয়ে নেয়। তখন আমার খুব ভালো লাগে। হ্যাঁ, হুম <chuckles> ওগুলা কিন
সেটাই। হ্যাঁ, হ্যাঁ বাচ্চারা তো খেলে বা ফ্যামিলির সদস্যরা যখন নিজের রান্না খায় তৃপ্তি সহকারে তখন তো অনেক অনেকই ভালো লাগে। হ্যাঁ, অনেকই ভালো লাগে। বাচ্চা
হুম। হুম আচ্ছা, আচ্ছা। হ্যাঁ আবার কিছু, কিছু খাবার হ্যাঁ বেশি রান্না করা যায় না। যাতে প্রোটিন বা তার পুষ্টিগুণটা নষ্ট হয়ে যায়। এগুলো কি কিছু মানে কিছু, কিছু জিনিস আছে না হালকা রান্না করলে ওর পুষ্টিটা থেকে যায় আরকি খাবারের মধ্যে। আবার যদি একটু মুখরোচক করি এটকে এটা আবার পুষ্টিগুণটা নষ্ট হয়ে যায়। এইজন্যে যে হ্যাঁ হালকা রান্না করে যেন ওদের মুখে সুন্দর ইয়েটা লাগে। হ্যাঁ, হ্যাঁ।
হু, হু, হু। হ্যাঁ, হ্যাঁ আমি তো বাচ্চা মুরগি যখন ওহ হ্যাঁ। সেটাই। সেটাই। হালকা। যেমন বাচ্চাদের হচ্ছে আমি ওই যে ছোট বাচ্চা মুরগির বিশেষ করে চিকেন এর স্যুপ ঘরে বাইরের কোন কিছু দেয়া না। স্যুপও ওটা করে দেই। ওটা ওরা বেশ অ্যা রাতেরবেলা বিশেষ করে আ তখন আর অন্য কিছু খেতে চায় না ওটা খায়। হুম।
হ্যাঁ। হুম, আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ ওটা হ্যাঁ, হ্যাঁ ওটা দিয়ে সুন্দর করে স্যুপ রান্না করলে ওটাতে হ্যাঁ পুষ্টি গুণটা সুন্দর থাকে ওটাতে। আবার
অনেক সময় হয় কি যে নতুন খাবারও খেতে চায় না। এমন সময় কি করি? পুরনো জিনিসই নতুন করে <chuckles> আ পুর পুরনোটাই টেক মায়েদের ওটাই টেকনিক থাকে।
হ্যাঁ ওটাই তো হ্যাঁ টেকনিক এ মায়েদের তো ওটাই এহ ঘুরিয়ে-ফিরিয়ে ওটাকে সুন্দর করে কিভাবে মানে নতুন করে রেসিপি করা যায় ওটাই। ওরা যেন বুঝতে না পারে যে এটা কিভাবে কি হইছে। হ্যাঁ।
হুম, হুম। বুঝতে না পারে কি খাচ্ছে। আসলে জিনিসটা কী? এরকম করে। জ্বী।
কিছু, কিছু জিনিস এহ ছোট, ছোট টুকরো করে শিশুদের মানে সহজে যেন খাওয়ার উপযোগী হয়। এরকম করে দেই। যেন ওরা অনেক কৌশলে আরকি খাওয়াতে হয় ওদেরকে।
হ্যাঁ। এহ হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। শাক, সবজি, মাছ, মাংস, ডিম, দুধ আ পানির তরল জাতীয় তো আছেই। সবকিছুই খেয়াল রাখতে হয়। এজন্যে আমি সুজিও রাখি বাসায়, আটাও রাখি, ওটসও রাখি। হ্যাঁ যখন আ যেটা ওরা মনে করে যে এইটা খাবো বা আমি আমিই বেশিরভাগ বলি ওদের সুযোগ কম দেই যে, "এইটা খাবো, ওইটা খাবো না বলে যে তৈরি করে নিয়ে আসি দেখো।" হ্যাঁ অনেক কখনো, কখনো একটু চপ-টপ বানাই। বেশি তেলে ভাজা করি না।
হ্যাঁ ওটা তো আছেই। হুম। হুম জ্বি। হ্যাঁ। হ্যাঁ আচ্ছা জ্বি। হুম এগুলো তো অনেক হ্যাঁ পুষ্টির পুষ্টিকর খাদ্য এগুলা, গম, ওটস, রুটি, হ্যাঁ আটা দিয়ে অন্য কিছু তৈরি করে দেয়া।
হ্যাঁ। হ্যাঁ সেটাই।

হ্যাঁ, আমি তো কখনো এটাও দেই যে সবজি করা থাকে শুখনো করে। হ্যাঁ, সেই শো সেটা আবার তার ভিতর সেটা করি কি ডিম এবং ময়দা বা আটা, আটাই বেশি। আমার একেবারে খাঁটি গমের আ গম নিয়ে হ্যাঁ ওটা ওটাই কেনাও না। বাজার থেকে কেনাও না তৈরি করা এক বাড়িতে সেখান থেকেই নেওয়া। তো ঐগুলো আবার একসাথে মিক্সড করি। মিক্সড করি হালকা জাস্ট ব্রাশ করে তেলের, হ্যাঁ? আপনার প্যান এর তখন হচ্ছে যে ওইটা অ আবার ডিমের মতো করেই ভেজে দেই হালকা তেলে। সবকিছু সবজির সাথে আবার ডিম দিয়ে সাথে একটু আটা দিয়ে হুম। আ হলো অন্যরকম আজকাল পিজ্জা হচ্ছে একই তো প্রায়। <giggles> হ্যাঁ, তা, একটু চিজ-টিজ থাকে না? সেটাই আর কি সবসময় থাকে না বাসায় ওগুলো।
হ্যাঁ অবশ্যই। হুম। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, আটা, হ্যাঁ। আটা একদম গমের আটাটা যদি ফ্রেশ ব্যবহার করা হয়, হ্যাঁ এটা আরো ভালো হয়। হ্যাঁ। আচ আচ্ছা। আচ্ছা। আচ্ছা, আচ্ছা, হ্যাঁ। হ্যাঁ, আচ্ছা। হুম, হুম, অবশ্যই। হ্যাঁ। হুম। আচ্ছা।
কিন্তু পনিরটা রাখার চেষ্টা করি। বয়স অনুযায়ী একটু ওদের খাবারের মধ্যে পনিরটা দেওয়ারও চেষ্টা করি। অ্যা হ্যাঁ। সেটাই।
হ্যাঁ, অবশ্যই। হ্যাঁ। পনির, দই যেমন ধরো বাচ্চাদের টক দই, হ্যাঁ, হ্যাঁ, পুষ্টিকর খাবারগুলা আবার পাশাপাশি দিলে ওরা প্রতিদিন একটু-একটু করে খেলে ওদের শরীরে পুষ্টিটা আরকি যায়।
হুম, হুম।

আবার বাড়ানো যায়। এ সেটাই। আ তো আ মানে এহ হ্যাঁ, হ্যাঁ।
হ্যাঁ, নতুন, নতুন ডায়েটগুলো আমরা করতে পারি এবং মাছ মাংস হ্যাঁ, ডিম এগুলোতে প্রোটিন এর উৎস থাকে বেশি।
হ্যাঁ, সেইটাই। মাছ আর মাংস বেশি আমি ছোটবেলায় আরো একটু ছ বেশি ছোট ছিল যখন তখনো খাওয়াতাম অল্প, অল্প সবই। সেগুলো হচ্ছে যে মাছটা সিদ্ধ করে নিয়ে যে যে ধরনের মাছে সাধারণত কাঁটা কম সেইগুলো। সেই আব কাঁটাটা ফেলে দিয়ে মাছের ঐটা নিয়ে ওর সাথে একটু আলু একটু ও ডিম দিয়ে হালকা করে ভেজে দিতাম। এটা ওরা পছন্দ করে। হ্যাঁ, যে সরাসরি মাছ হলো না তার সাথে আলুও থাকলো, ডিমও থাকল আবার অনেক সময় মাছের গন্ধ খেতে চায় না। ওর সাথে যদি একটু জিরার গুঁড়া, একটু ধনিয়ার গুঁড়া দেওয়া যায় তাহলে গন্ধটাও থাকে না আর। আবার ওগুলাও কিন্তু শরীরের জন্য ভালো। হ্যাঁ, ওই মসলাগুলো শরীরের জন্য ভালো।
হ্যাঁ, এগুলো আমরা হ্যাঁ। হুম, হুম। আচ্ছা। হ্যাঁ। অ্যা হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। অবশ্যই। হুম। থাকে না। হ্যাঁ, অবশ্যই। হুম, শরীরের জন্য ভালো। এর পাশে হ্যাঁ, খাবারের পাশাপাশি তারা পর্যাপ্ত পরিমাণ পানি পান করতেছে কিনা সেটাও আমাদের দেখা। এ পানিটাও তাদের শরীরের মধ্যে প্রয়োজনীয় কিন্তু খাবারের পাশাপাশি। তারা কতটুকু হ্যাঁ, পানি পান করতেছে। সেটা হ্যাঁ, সেটাও খেয়াল রাখা উচিত। হ্যাঁ, আবার কিছু, কিছু রান্না আছে হ্যাঁ।
হ্যাঁ, সেটাই, সেটাই একদম। একদম অনেক বেশি প্রয়োজন। আর সেটাই। অনেক বেশি প্রয়োজন। তো বিশেষ কখনো রেসিপি আপনি করেন ব্যবহার শি শিশুদের যা পছন্দ হয়, নিশ্চয়ই করেন।

হ্যালো। কেমন আছেন?
হ্যালো। হ্যাঁ, হ্যাঁ, জি বেশ ভালো আছি। আপনি কেমন আছেন?
আ আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার দিনটা বেশ ভালোই কেটেছে আজকে। দিনটা একটু হ্যাঁ, একটু মেঘলা ছিল, একটু রোদ। তারপরে হ্যাঁ ভালোই। একটু হালকা গরম আরকি।
হুম। ছুটির দিন। হ্যাঁ, হ্যা, হ্যা। এ আচ্ছা, আচ্ছা। হ্যাঁ।
তার মধ্যে দিয়েও দিনটা ভালই কেটেছে আরকি। আপনার দিনটা কেমন কাটলো?
হ্যাঁ, আমারও তো অনেক আজকে ছুটির দিন কিন্তু বাসায় অনেক কাজ ছিল। অনেক ব্যস্ততা ছিল আরকি। এ সংসারের যে কাজগুলো থাকে রান্না-বাড়া, খাওয়া-দাওয়া। তারপরে বাসায় যদি একটু ছোট মানুষ থাকে তার জন্যে তো আরো আ সচেতনভাবে একটু ওই আলাদা রান্না করার চেষ্টা করা হয় আরকি।
হ্যা, হ্যা। হুম, আচ্ছা।
এই। তো খাবার-দাবার আ নিয়েই কথা বলতে ইচ্ছা করছে। এখন মনে হচ্ছে যে আ ছোট থেকে বড় হই আমরা। এ অর
উ আচ্ছা। জি। হ্যাঁ, তাই। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, শিশুদের জন্য হ্যাঁ, পুষ্টিকর খাবার তৈরি করাটা একটা খুবই মানে একটা <chuckles> গুরুত্বপূর্ণ বিষয়। এটি তাদের মানে শরীরের উপর মানসিক বিকাশ বা তাদের বিকাশের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যেহেতু। হ্যাঁ তাদের পুষ্টিকর উপাদান ব্যবহার করাই মানে ওটাই আমাদের হয়তো ইম্পোর্টেন্ট একটা বিষয়। যে কিভাবে তাদের শরীরে পুষ্টিটা ঢোকানো যায়। হ্যাঁ।
হুম। হুম, হুম। হুম, হুম। সেটাই, সেটাই। হ্যাঁ, সেটাই। হু, হু, হু। হ্যাঁ, হ্যা, হ্যা। ছোট একদম। যাও সেটাই। কি ধরনের খাবার হলে
এ সারাদিন হ্যাঁ, সেটা নিয়ে আমরা যুদ্ধ করি যে কিভাবে তাদেরকে এই পুষ্টিটা খাওয়াবো বা কিভাবে তাদের শরীরে প্রবেশ করবে। এটা নিয়ে সারাদিন আমরা ছুটাছুটি করি। তো আপনার কিভাবে কিভাবে কি হয়? একটু যদি শেয়ার করেন।
হু, হু, হু। একদম। <clears throat> হ্যাঁ, আমার বাচ্চারা একটু বড় হয়ে গেছে কিন্তু তারপরেও আমি যেটা করেছি আবার অ ফ্যামিলির অন্যান্যদের জন্য যেটা ভাব করি সেটা ৬ মাস পর্যন্ত তো কিছুই লাগে না আ বাইরের খাবার। কিন্তু বাইরের খাবারের প যখনই দেয়া শুরু হয় ৬ মাস পর থেকে তখন তো আ একেবারে ঘরে তৈরির চেষ্টা করি। সেটা কিরকম? আ ঘরের অ চাল দিয়েই বেঁটে সুজি তৈরি করা। সেটা পাতলা করে খাওয়ানো ১ বছর বয়স পর্যন্ত। হ্যাঁ। অ এ এগুলা করি। ডিম অ তখনও কিন্তু ডিম সিদ্ধ খাওয়া যায় খাওয়ানো যায়। পুরাটা খেতে না পারলে একেবারে সিদ্ধ ডিম আ হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। হুম।
ই হ্যাঁ, হ্যাঁ। অবশ্যই। উ জি। হ্যাঁ, হ্যাঁ। অবশ্যই। হ্যাঁ, হ্যাঁ। উ হ্যাঁ। বাহ! হ্যাঁ, খুবই সুন্দর। হুম। উম হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। অবশ্যই। হুম। হ্যাঁ, ডিমটা খিচুড়ির মধ্যে দিয়ে সুন্দর করে সেই পুষ্টিটাও খিচুড়ির মধ্যে ঢুকে যায়। যদি ডিমটা ও সরাসরি খেতে না চায় আরকি।
হ্যাঁ, হ্যাঁ। সেটাই আরকি। তা
এভাবে হ তাদের মধ্যে পুষ্টিটা আমরা দিতে পারি।

আ আরও তেলের কথা তো আজকাল কত বলে কিন্তু সেটা আবার আ ক্রয়সীমার মধ্যে থাকে না এত বেশি দাম। কিসের, কিসের তেলের দাম অনেক। সূর্যমুখীর তেল বলে। অ্যা তো সেটা তো অনেক আ দামি। আমাদের পক্ষে afford করা খুব কঠিন। বাচ্চাদের অ্যা সেটা খাওয়ানো।
পুষ্টিগুণটা বজায় থাকে। হুম আচ্ছা হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ অবশ্যই। হুম তারপরেও বাচ্চাদের জন্য আমরা একটু চেষ্টা করতেই পারি তাদের <chuckles> টি খাঁটি জিনিসটা খাওয়ানোর জন্য। উম হ্যাঁ।
হ্যাঁ, হ্যাঁ সেটাই। হ্যাঁ চেষ্টাও তো করি। চেষ্টা করি যাতে শরীর সুস্থ থাকলেই না সবকিছু ভালো থাকবে, সুস্থ থাকে। তার মেধার বিকাশটাও ঠিকমতো হবে আ শোক শরীরে যদি শক্তি না থাকে মেজাজও খারাপ থাকে। আ সেটাই। আ মেধার বিকাশটাও ঠিকমতো হয় না পড়ালেখা অন্যান্য কাজ
হ্যাঁ অবশ্যই। হুম, হ্যাঁ। আত হ্যাঁ। কারণ ওরা ওদের এটা বাড়ন্ত বয়স না? ওরা একটু, একটু করে এখন আ পুষ্টিগুণ নিয়ে ওরা একটুক, একটু করে বেড়ে উঠবে, বড় হবে। ওরাই তো ভবিষ্যতের একদিন কর্ণধারা হবে। এজন্যই ওদেরকে <chuckles> একটু খেয়াল রাখতে হবে কিভাবে অ্যা ওদের পুষ্টিগুণ দিতে পারি। ওদের ভিটামিন ডি শরীরের এর মধ্যে ঢুকে।
হু, হু। এ সেটাই। ভাল মতো হ্যাঁ। সব মানে এককথায় যদি বলতে হয় তাইলে খাবারটা হচ্ছে সব ধরনের মা'দের তো তাই করে মনে, মনে করলেও আর কি। যে সব ধরনের পুষ্টি ২৪ ঘন্টা আমার বাচ্চার শরীরে আমি দিতে পারছি কিনা, হ্যাঁ? সাধ্যের মধ্যে কীভাবে আবার আমাদের তো চিন্তা করতে হয় যে আমার আ বাজেটের মধ্যে যাতে থাকে সেটাও চিন্তায় রেখে একটু ট রুটিন মাফিক যদি আমরা করি তাহলে সম্ভব, দেশী খাবার দিয়েই। আমার এতো দামি খাবারের দরকার নেই, বাড়িতেই হালকা তেল মশলা দিয়ে রান্না বানানো। দেশি ফল-মূল কারোর ক্ষেত থেকে, এর থেকে কিনে নিয়ে আসা। আ খাঁটি দুধটা যাতে দেওয়া সম্ভব হয়। এই সবকিছু মিলায়েই আর কি চেষ্টা করে যাওয়া পুষ্টীদায়ক খাবারের। এই বিষয়ে কথা বলে খুব ভাল লাগলো আপনার সাথে। খুব ভালো থাকবেন অনেক।
হু, হ্যাঁ। দিতে পারছে। হ্যাঁ বুঝছি। থাকে হ্যাঁ সেটা তো অবশ্যই। হুম, হুম তা তো অবশ্যই। হ্যাঁ অবশ্যই সম্ভব। বাড়িতে বানানো। আ হ্যাঁ। আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ অবশ্যই। উম হ্যাঁ আপনার সাথেও কথা বললে আমার খুবই ভালো লাগলো এবং অনেক কিছু জানা হলো। এবং এভাবে আমরা চেষ্টা করব বাচ্চাদের কিভাবে পুষ্টিগুণটা শরীলে দেয়া যায়। হ্যাঁ পরবর্তীতে আবারো কখনো আপনার সাথে হয়তো সংযুক্ত হব। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যাঁ।
আমারও তাই হ্যাঁ, একদমই। জি, জি। হ্যাঁ, নিশ্চয়ই কথা হবে। আপনিও ভালো থাকবেন সুস্থ থাকবেন। ধন্যবাদ।
ধন্যবাদ।

মানে পুষ্টিটা যেন যায় সে সেটা খেয়াল রেখে বিভিন্ন type এর সবজি, মিষ্টি কুমড়া দেয়া যেতে পারে, পেঁপে সবই অল্প। পেঁপে দেওয়া যেতে পারে, অল্প একটু ডাল, অল্প একটু আলু, অ্যাঁ সবজি, হ্যাঁ।
হ্যাঁ। আব অবশ্যই। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। seasonal সবজিগুলা যে season-এ যেই সবজিগুলা থাকে না, ওটা দিয়ে আমরা তাদেরকে পুষ্টিটা আমরা দিতে পারি, খাবারের মধ্যে দিয়ে, হ্যাঁ। সেটা নিয়ে চেষ্টা করি, হ্যাঁ। তারপর হচ্ছে দুগ্ধজাত পণ্যগুলো যেমন দুধ, দই, পনির ইত্যাদি। ক্যালসিয়াম ও প্রোটিনের এখানে ভালো উৎস থাকে। শিশুর ভাল হ্যাঁ, শিশুর বয়স অনুযায়ী এগুলো আমরা নির্বাচন করে থাকি যে কোন বয়সে তার কোনটা খেলে ভালো হবে। হ্যাঁ। বা কারো দুধে অ্যালার্জি থাকে, সেটার বিকল্প হিসেবে আমরা কি খাবার ব্যবহার করতে পারি।
একদম। একদমই। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। একদম। এক কোনটা কেমন লাগবে সেটাই। হুম, দুধ খেতে চায় না অনেক সময় বাচ্চারা। সরাসরি দুধ খেতে চায় না। তখন দুধের মধ্যে বা দুধ দিয়ে অন্য কিছু বানানো, ছানা বানানো, দই বানানো, পুডিং বানানো এগুলো করে
অবশ্যই। হ্যাঁ, ওরা যেভাবে খেতে আর কি ভালোবাসে সেইভাবেই তাদের মানে পুষ্টিটা আমরা, হ্যাঁ, দেয়ার চেষ্টা করি।
শরীরে যাতে যায় আর কি সেটা দেয়ার চেষ্টা করি। একদম।
হ্যাঁ। শরীরে যাচ্ছে। তারা তো নতুন, নতুন খাবার খোঁজে। একঘেয়েমি খাবার তারা খেতে চায় না বারবার। যার কারণে নতুন, নতুন জিনিস আমরা নতুন, নতুন item দিয়ে তৈরি করে দিলে ওরা একটু আগ্রহী হয় খাওয়ার জন্য।
হুম, হুম, হুম, হুম। সেটাই, সেটাই একদমই। বাড়তি খাবার হিসাবে একটু যদিও আমি অতটা bread, পাউরুটি পছন্দ মানে খাওয়ানো করি না। তারপরেও অনেক সময় বা কোনো, কোনো সময় খাওয়াতে হয় তখন করি কি ওটা দিয়ে একটু toast বানায় দেওয়া আর কি। কখনো ঝাল, ঝাল, কখনো ডিম দিয়ে, <clears throat> কখনো একটু হালকা মিষ্টি দিয়ে।
উম হ্যাঁ। হ্যাঁ। অবশ্যই। হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ। নতুন, নতুন item করে দিলে ওরা একটু পছন্দ করে। হ্যাঁ। খেতে আগ্রহী হয়। যে এটা নতুন জিনিস একটু taste করে দেখি। হ্যাঁ। এভাবে তাদের পুষ্টিগুলা ঢুকে যায় শরীরে। হ্যাঁ, আমি আমার বাচ্চাদেরকে অবশ্য বাইরের খাবার খাওয়াই না। বাসায় একটু নতুন করে খাবার বানায় দেওয়ার চেষ্টা করি। আর ওরা বললেও অবশ্য বোঝে যে বাইরের খাবার নিয়ে অতটা উম জেদ করে না যে এটা খাবো বা ওইটা খাবো। ওরকম করে না। যদি আমি সুন্দর করে খাবার বানায় দেই তো ওরা ওটার প্রতি মানে আগ্রহী হয় বেশি এবং খেতে ভালোবাসে। কিন্তু বাইরে গেলেও এখন আর হ্যাঁ, হুম। এখন তো phone থেকে বা হ্যাঁ, YouTube দেখে সুন্দর করে নতুন, নতুন খাবার বানানো যায়।
জি, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। সেটাই। হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। সেটাই, হ্যাঁ। আর এখন তো বানানো সহজ। জি, YouTube দেখে হ্যাঁ।